একটা সময় থাকে যে তখন আসলে ঘুরতে যাওয়ার ইচ্ছা বা energy এটা আসলে ফুরিয়ে আসে বা এইরকমটা
উ হু। হু।
আগের মত মনে হয় না যে আসলে ঘুরতে যাওয়া উচিত বা হুটহাট করে প্ল্যান করে বের হওয়া উচিত। তবে আ যদি আমি বলি যে, পরিস্থিতি ঠিকঠাক না থাকার কারণে আমি যে ব্যক্তিগতভাবে যে সমস্যাটিতে পড়েছিলাম সেটা হচ্ছে আসলে আমি আমার কার্ডে ডলার endorse করা ছিল না। তো আমি দেশের বাইরে যেতে চাচ্ছিলাম এবং দেশের বাইরে যাওয়ার পর আসলে আমি একটা বিপদে পড়েছি যে হচ্ছে আমার আ ব্যাংকে ডলার ছিল না সেটা নিয়ে এবং আমার সম্পূর্ণ টাকা cash carry করতে হয়েছে। যেটা আসলে আ বিদেশে ঘুরতে যাওয়ার সময় অনেক বড় একটা risk এর ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ আসলে একটা অপরিচিত দেশ সেখানে আপনি কোথায় আসলে আ কিভাবে বিপদে পড়ছেন সেটা আসলে বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমি আসলে আ প্রায় আম $৭০ এর মতো হারিয়ে ফেলেছিলাম সেই ট্যুরে। কারণ আমার আ আমার অনেকখানি অনেকগুলো ডলার হচ্ছে আ হাতে carry করতে হয়েছিল এবং তো আমি আসলে নিজের অজান্তেই আ হারিয়ে ফেলেছি। তো এই একটা বিষয় আমি আস
হু। উ হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। উ হু। হুম। এ হ্যাঁ, একদম, একদম। ইশ! আচ্ছা, আচ্ছা। সত্তর ডলার আচ্ছা এটা কতদিন আগের?